খুবই সুন্দর, খুবই সুন্দর। আপনি কিন্তু মানে যেটা আপনি করছেন খুবই ভালোভাবে করছেন আমি বলবো। আ এই যে সুন্দর করে গুছিয়ে এবং সবচেয়ে আপনার আমার যে জিনিসটা সবচেয়ে বেশি পছন্দ হয়েছে না, না অবশ্যই। আ যে আপনি সবার আগে বুঝে নেয়ার চেষ্টা করছেন। কেনো এটা উম মানে প্রায়োরিটি টা হোক, নিডটা হোক। আপনি সবসময় আগে বুঝে নেয়ার একটু চেষ্টা করছেন যে, তারপর সেই অনুযায়ী নিজের কি করবেন, কিভাবে করবেন? সেটা গুছিয়ে নিচ্ছেন। যেটার কারণে কিন্তু ভুল বোঝাবুঝি বলেন যে, এই কারণে আপনার হয়তো আপোসও খুব একটা করতে হয় না। আ খুব বেশি দুঃখও দিতে হয় না। সবাইকে হয়তো খু সুখী করতে পারছেন না, কিন্তু সবাই কাউকে দুঃখিতও করছেন না। এই ব্যাপারটাও কিন্তু খুব কম হুম। না।
জি, জি। মানে চেষ্টা করছি আরকি। জি, জি। একদমই। হ্যাঁ, হ্যাঁ। <chuckles> জি, জি, জি। একদমই। <chuckles> সেটাই আরকি। <chuckles> মানে ২ দিকে আসলে ভাই ভারসাম্য রাখার চেষ্টা করি আরকি। এ
হ্যাঁ, এই ভারসাম্যটা মানে আমাদের তো খুব আ উম মানে সামাজিক রোল টা খুব গুম খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। পারিবারিক এবং সামাজিক যেই ভূমিকাটা আমাদের নিজেদের মধ্যে থাকে, সেটা তো আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা কিন্তু আপনি খুব সুন্দর করে ব্যবস মানে ব্যবস্থা করে নিচ্ছেন, হুম। মানে খুবই প্রশংসনীয় অবশ্যই। আ <clears throat> এবার যদি একটু পিছন দিকে ফেরত যাই, ধরুন আপনি যখন একটু ছোট ছিলেন তখন হয়তো আপনি একটা কিছু চাচ্ছেন। আপনার বাবা-মা হয়তো আ চাচ্ছেন না। হ্যাঁ? এরকম ক্ষেত্রে আপনে আপনি কি করতেন? ধরেন মাকে রাজি করাতে চাচ্ছেন কোনো একটা বিষয়ে। আ সেটার জন্য যদি আপনাকে কি তখন আপনার ট্যাকটিক টা কি হতো? তখন তো নিজের ইচ্ছাটাই হয়তো আ একটু বেশি এম প্রায়োরিটি পেয়ে যেত। সেসব কারণে কিভাবে মেনেজ করতেন? জাস্ট মজার একটা গল্প বলুন। জি।
উ বড় একটা বিষয়। হু। একদমই। জি, জি, জি, জি। অবশ্যই। হুম, হুম। <chuckles> আচ্ছা। হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এরকম একটা পরিস্থিতি ও হয়েছিল যে, যখন আমি আসলে ক্লাস 7 এ গিয়েছিলাম তখন আসলে মানে বেশ অনেকটা ছোট ছিলাম। তো আমরা বন্ধুরা মিলে প্ল্যান করে ফেললাম যে, হঠাৎ মানে আমরা একযা একটা ঝর্ণায় ঘুরতে যাবো। তো এখন যা দেখা গেল যে <chuckles> হ্যাঁ, হ্যাঁ এখানে কাছেই আরকি। তো আসলে আমরা ৫-৬ জনের মত ছিলাম। তো এখন বিষয়টা কিন্তু আমার ফ্যামিলিতে ওভাবে মেনে নিতে চাচ্ছিল না। আমার মা-বাবা বিশেষ করে বলতেছিল যে, আ "তোমরা তো এখনো ছোট। তোমরা যাবা কিভাবে বা তোমাদেরকে দেখবে কিভাবে?"
<chuckles> হ্যাঁ। আম হুম। আচ্ছা, ক্লাস 7 এ? বাহ! <chuckles> জি। হুম। তাই না? তো ভয় তো পাবেন। এবং প্লাস ওনারা তো একটু ভয় পাবেনই। খুব স্বাভাবিক।

ভয় পাবে স্বাভাবিক, এবং তাদের চিন্তাটাও আসলে মানে যুক্তি সম্মত একটা চিন্তা যে, আ হয়তো কিছু না কিছু হয়ে যেতে পারে যেহেতু ছোট আর আগে যাওয়ার কোন অভিজ্ঞতা ছিল না। তো, তাদেরকে আমি যেটা আসলে করেছিলাম আরকি। আ বিষয়টা বোঝানোর চেষ্টা করি। তবে অনেক ক্ষেত্রে হয় তারা কিন্তু এই যে, আমার কথা শুনে যে, বিশ্বাস করবে বা আমার কথা শুনে যে তারা বুঝ পাবে সেটা অনেক সময় তখন হয়ে উঠত না। তো তখন আসলে কি করতাম সেটা হচ্ছে আমার বন্ধু বান্ধব যারা আসলে আমার সাথে থাকতো আরকি। তাদেরকে আমি আসলে কল লাগিয়ে আম্মু আব্বুদের সাথে কথা বলায় দিতাম যে মানে তোমরা যেহেতু আমার কথা আসলে বুঝতে চাচ্ছ না, তাদের কথা শুনে একটু বুঝো যে আমরা একসাথে যাচ্ছি। সব স সবকিছু ঠিকঠাক করব। তো এই যে আমার ফ্রেন্ড রা যখন আসলে বিষয়টা বোঝে অ্যা হবে। <laughs> একদমই একই কাজটা করতাম। মানে বন্ধু বন্ধুর জন্য বিষয়টা এমনই আরকি। তো, তা অনেক কষ্টে তারপর বিষয়টা আসলে রাজি করানো আরকি। অনেক ক্ষেত্রে দেখা যায় যে, মানে এসব চাহিদা মাঝেমধ্যে দেখা যায়। এই যে, ধরেন খেলাধুলা, যেখানে আসলে আমি চেষ্ট মানে চাচ্ছি খেলবো। হয়তো পরীক্ষার সময় মানে বেশি পড়ার চাপ নিতে চাচ্ছি না। তখন আসলে মানে আমি চেষ্টা করি পারিবারিক যে আম যেটা বলে আরকি, যে পড়ার জন্য সময় ব্যয় করা। তো সেটা ব্যয় করার জন্য চেষ্টা করি আরকি মাঝে মধ্যে। তো এটা হয়ে যায় আরকি। পারিবারিক চাহিদা বা নিজের ইচ্ছা সফল হওয়া। আসলে এটা মানে বয়সের ব্যাপার। কারণ বয়সের সাথে আসলে সবকিছুই পরিবর্তন হয় আরকি।
জি। হু, হু। <laughs> হুম। আবার অন্য বন্ধুর ক্ষেত্রেও আপনি, আবার একই একই কাজটা করতেন। আমি, যেটা বুঝতে পারছি সবাই বন্ধুরা জোটবদ্ধভাবে একটা ১ গ্রুপ। <chuckles> জি, জি, জি। হুম, হুম, হুম। বাহ! <chuckles> বুঝতে পেরেছি। খুব সুন্দর কিন্তু মানে এই যে ছোট বয়সের যে উদাহরণটাও দিলেন খুবই ইন্টারেস্টিং ব্যাপারটা। কারণ এই সব বন্ধুরা মিলে জোটবদ্ধভাবে বিভি আ আপনারা সবাই একদল কিন্তু সবাই আলাদা, আলাদা ভাবে এক একটা বাবা মাকে। <chuckles> মেনেজ করে দিচ্ছেন। হ্যাঁ, হ্যাঁ convince করছেন। এটা কিন্তু আসলে খুব ইন্টারেস্টিং খুবই মজার গল্প। আ আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। এই যে, পরিবারের আ আমরা তো আসলে পরিবারেরই অংশ এবং পরিবারের বিভিন্ন চাহিদা থাকে। নিজেদের বিভিন্ন চাহিদা থাকে। নিজেদের মাঝে মাঝে নিজেদেরকে একটু প্রায়োরিটি দিতে ইচ্ছাও করে, <chuckles> সেটাও হয়তো। কিন্তু আপনি যে এই সুন্দর একটা ভারসাম্য বজায় রেখে জিনিসটা ম্যানেজ করতেন, এটা আসলে খুব ভা প্রশংসনীয়। অনেক ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে।
<laughs> জি, জি। জি, জি। <laughs> ধ্যাত। বাবা মারে, কনভিন্স করার চেষ্টা করছিলাম আরকি। জি, জি, জি, জি। একদমই, ঠিক। <clicks tongue> <chuckles> জি, জি।